আচ্ছা data privacy নিয়ে আপনি কীভাবে সতর্কতা অবলম্বন করেন?
আচ্ছা। Data privacy ব্যাপারটা কিন্তু এখন আমার জন্য খুব চিন্তার একটা কারণ হয়ে গেছে। বিশেষ করে দেখেন এই যে এখন তো সবার হাতে smartphone তারপর সবার হাতেই হচ্ছে দেখা যাচ্ছে internet এর সংযোগ। এগুলো চলে এসেছে। তো এতে করে যেটা হয়েছে যে সবার কিন্তু এই যে online footprint ও বেড়েছে। তারপরে এর পাশাপাশি যেটা হলো যে মনে করেন এখন এই যে payment ব্যবস্থা বলেন বা banking system তো এইগুলাও কিন্তু আসলে সব এই যে online ভিত্তিক হয়ে গেছে। তো এতে করে দেখা যাচ্ছে মানুষের অনেক হ্যাঁ অনেক সংবেদনশীল তথ্য এই ব্যাপারগুলো কিন্তু না চাইতেই বা আসলে অনেক সময় যেটা হয় যে আমি কিন্তু না চাইতের চেয়েও বড়ো কথা যে অনেক সময় বুঝতে পারিনি। যে আমার এই তথ্যগুলো আমি ক এমনভাবে আসলে online এ দিয়ে রেখেছি যে এই তথ্যগুলো কিন্তু আসলে অনেক সময় hacker বলেন বা অ যেকোনো সংস্থা, website তারা কিন্তু আসলে এই তথ্যগুলো পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি একদম ১ম এ খুবই উদাসীন ছিলাম একদম, একদম। তো এই যে আমি ব্যাপারটা নিয়ে খুব উদাসীন ছিলাম এবং আমার আসলে idea টা ও খুব একটা বেশি ছিল না। যে আসলে কী ধরনের সমস্যা হতে পারে? পরবর্তীতে বর্তমান সমসাময়িক বিভিন্ন আসলে বিষয় আসলে খেয়াল করে দেখলাম যে এই সমস্যাগুলো কেন হচ্ছে? এবং অনেক ক্ষেত্রেই দেখলাম এটা কিন্তু মানুষ তাদের ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল তথ্য সেটা কিন্তু আসলে public বা দেখা যাচ্ছে যে, যে কেউ আসলে চাইলে দেখতে পারছে। এইটা করে রেখেছে এবং এর থেকেই কিন্তু সমস্যাগুলোর উৎপত্তি হচ্ছে। তখন থেকে কিন্তু আমি মোটামুটি privacy এর ব্যাপারে একটু সতর্ক হয়েছি।
আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা তো অবশ্যই। হুম, হুম। নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা আসলে বেশ easy হয়ে গেছে আরকি মানে নেওয়াটা। হুম, হুম। আচ্ছা। ও! উম, হুম। আচ্ছা। মানে Privacy এর ব্যাপারে সতর্ক হয়েছেন। এমনি আপনার কি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে যে এ এইরকম কোন ঝামেলায় পড়ছেন এইগুলা নিয়ে? এই data privacy নিয়ে? আচ্ছা।
একদম, একদম। দেখেন আ এই ঝামেলাটা পড়ার পরেই কিন্তু আসলে আমার এই আসলে চিন্তাটা মাথায় আসলো। সমস্যাটা হলো আমি এই যে online এ তো দেখেন এখন সবাই কোন কিছু হলেই Google এ একটা search করি যে আসলে ব্যাপারটা কি কিরকম? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কখনো কোনো কিছু একটা কিনতে ইচ্ছে করেছে বা কখনো কোনো একটা আ সেবার প্রয়োজন। আমি কিন্তু সেটাও আসলে Google এ search করি যে আচ্ছা এই জিনিসটা কোথায় পাওয়া যাবে বা এটা কী ঘটে? তো এরকম করতে, করতে আমি ওই যে আ দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জা‌তিক আরকি যে সকল finance platform আছে। তো আমি হা আসলে একটু এই যে freelancing এর সঙ্গে যুক্ত। তো সেটা করতে যেয়ে আমি ভাবলাম যে তাহলে আমার একটা এই যে যেহেতু ব সেইক্ষেত্রে আমাকে একটা বিদেশি account দরকার বা আসলে আন্তর্জাতিকভাবে freelancer রা যেভাবে payment নিচ্ছে আমি একটু এই ব্যাপারটা বুঝে দেখি। তো এই এরকম Google search করার কিছুদিন পরে হঠাৎ করে আমার WhatsApp এ না একটা message আসলো এবং তারা এরকম একটা link পাঠালো যে এখান থেকে আসলে আ আমি ম টাকাটা transfer করতে পারব বা এইভাবে করা যায় এবং
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। Payment system টা হুম। আচ্ছা। ও। এই link টা কি fishing ছিল?
আচ্ছা এটা কিন্তু phishing ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন। phishing সাইট গুলোও কিন্তু এখন এতটাই আসলে উন্নত মানের হয়েছে, কারন আসলে প্রযুক্তি তো সবদিক থেকেই বাড়ছে। তো যারা আসলে এই phishing সাইট গুলো তৈরি করছে, তারাও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একদম হুবহু দেখতে, বা আসলে দেখে মনে হবে একটা সত্যি ওয়েবসাইট। তো <smacks lips> আমি কিন্তু ১ এ বুঝতে পারিনি। তো সেখানে যখন আমি আসলে আ রেজিস্টার করছি, এবং একটা পর্যায়ে তারা কিন্তু এই যে আমার যে ব্যাংকের কার্ড, তো আমি ব্যাংকের কার্ডের আসলে দেখি যে পিন নাম্বার দিতে বলছে। তো এটা দেখে কিন্তু আমার আসলে একটু সন্দেহ হলো ১ এ। পরবর্তীতে, আমি কিন্তু আসলে ব্যাপারটা নিয়ে আরেকটু অ ব্যাংকে কথা বললাম এবং আমিও একটু ঘাটাঘাটি শুরু করলাম। এবং পরবর্তীতে যেটা বুঝলাম যে এটা কিন্তু আসলে একটা ভুয়া ওয়েবসাইট। তো ওই যে আমি একটা Google সার্চ করেছিলাম এবং সেখান থেকেই কিন্তু হ্যাঁ।
ও আচ্ছা! হুম, হুম। হ্যাঁ। এ সত্যি ওয়েবসা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও! মানে আপনার Google সার্চ এর ডাটা থে ইনফরমেশন থেকে ও হচ্ছে আপনাকে এই WhatsApp এ phishing link পাঠায় দিছে? বাহ! এটা তো তাহলে তো মানে এটা তো খুবই ভয়াবহ ব্যাপার!
একদম। একদম, তো এই যে ব্যাপারটা এটাতে কিন্তু আসলে হ্যাঁ। এটা খুবই ভয়ের ব্যাপার এবং দেখেন এটা কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও আসলে অনেক হুমকির একটা ব্যাপার। বিশেষ করে এ কেউ যদি আসলে ব্যক্তিগত কোনো বিষয় খুঁজছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে Facebook এ ঢুকলেই কিন্তু দেখা যাচ্ছে, সেই প্রোডাক্ট এর এড আসছে এবং এটা একটা marketing policy কিন্তু এইখানেও তো আসলে কিছু ব্যক্তিগত নিরাপত্তা থাকা দরকার। তো সেই ক্ষেত্রে এরকম সংবেদনশীল তথ্যগুলো কিন্তু আসলে যদি ফাঁস হয়ে যায় এটা খুব আসলে চিন্তার একটা বিষয়।
হ্যাঁ, হ্যাঁ! হ্যাঁ। মাঝে, মাঝে আসলে হচ্ছে দেখবেন যে, আ Facebook এ ডাটা সে হ্যাঁ, মানে লিক হয়ে গেছে বা, ধরুন যে NID কার্ডের ডাটা লিক হয়ে গেছে। তো এই জিনিসগুলা আসলে কেন হয় আপনার মনে হয়? মানে আসলে কি এগুলো ঘটে এরকম বা এটা কি আসলে কতটা ভয়াবহ 1 টা বিষয়?
হুম। আচ্ছা। না, না, দেখেন এগুলো হওয়ার পেছনের কারণ যেটা, সেটা হচ্ছে যে দুর্বল Firewall বা এই যে Cyber Security System এটা আসলে উন্নত না থাকা। আমি পরবর্তীতে এটা জেনে খুবই অবাক হলাম এবং খুব ভয়ের ভিতরে পড়ে গেলাম যে, জাতীয় ১ টা ব্যাংকের আসলে এরকম এত তথ্য বা যেমন টি NID কার্ডের কথা বললেন NID র তথ্য হুম। <swallows> তো এগুলো ফাঁস হয়ে গেছে। সেখানে ব্যাংকের টাকা আসলে দেখা যাচ্ছে বিদেশি ১ টা হ্যাকার দল সেই টাকাটা নিয়ে গেছে। তো তখন কিন্তু আমি আমার ব্যাংককে নিয়ে একটু বেশ চিন্তায় পড়ে গেলাম যে, এখানে তাহলে টাকাটা রাখা সেফ হবে কি না? কারণ দেখেন, সুযোগ-সুবিধার কথা চিন্তা করতে গেলে আসলে এখন এই যে, digital currency ছাড়া উপায় নেই। কারণ এই যে নগদ অর্থ বহন করা তারপর সেখানে দেখা যাচ্ছে অনেক সময় এখন অ অনলাইনে কিছু অর্ডার করতে হয় বা বিদেশ থেকে কোন পণ্য আনাতে গেলে এই digital currency কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে এই সুযোগ আ হ্যাঁ, এই সুযোগটা ব্যবহার করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে এরকম তথ্য প্রযুক্তির জন্য আ এবং যে phishing site বলেন বা হ্যাকাররা বলেন যখনই এরকম তথ্যগুলো নিয়ে যাচ্ছে। তখন কিন্তু বেশ ১ টা ঝুঁকির। তো এই ঘটনার পর থেকেই কিন্তু আমি আসলে বেশ এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম এবং দেখেন এই যে, আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করি সেখানে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ডাটা দিয়ে থাকি। কখনো cookies সেভ করি যে, নিজের অজান্তে হ্যাঁ।
হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে মাঝে, মাঝে তো দেখা যায় এটা। আ হ্যাঁ। তা তো অবশ্যই। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঐযে ওরা যে তারপর, পারমিশনগুলা চেয়ে নেয়।
একদম, একদম! এই ব্যাপারগুলো না আসলে খুব ভয়ের। পরবর্তী থেকে আমি খুব সতর্ক হয়ে গেছি এবং আমি সবসময় আসলে আ ১ যে কাজটা করি, সেটা হচ্ছে আমি যে URL টা ব্যবহার করছি। এটা আসলে সঠিক URL কিনা এটা আগে নিশ্চিত করি। যে যদি সঠিক আ শেয়ার আ URL না হয় তখন কিন্তু খুব যেমন এই যে HTTPS যে একটা প্রোটোকল। এটা আসলে secured আবার দেখা যাচ্ছে যে HTTP তার জন্য আসলে এই কানেকশন টা কিন্তু দেখা যায় যে একটা vulnerable connection হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি তার পরবর্তীতে শেখা শুরু করছি
আচ্ছা। হুম। প্রোটোকল, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা HTTPS ছাড়া কি এখন কোন ওয়েবসাইট কি এখন ইউজ করে? মানে HTTPS ছাড়াও কি আ বর্তমানে কোন ওয়েবসাইট আছে?
দেখেন, যদি আসলে অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে কারন বিশেষ করে যদি কোন কিছু নিয়ে আসলে খোঁজার চেষ্টা করি, তখন কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে এরকম phishing site গুলোর এড কিন্তু চলে আসে। তো অনেক সময় বোঝাও যায় না যে আসলে এটা সত্যি না। যেমন আমি মাঝে আসলে একটা দেখা যাচ্ছে যে একটা বিদেশি ল্যাপটপ ছিল আমার কাছে। সেই ল্যাপটপের হচ্ছে বিভিন্ন পার্টস খোঁজার চেষ্টা করছিলাম। তো আসলে কোথাও যেহেতু এরকম পাচ্ছি না হঠাৎ করে এই যে বিভিন্ন রকম এড আসতে শুরু করল Google এ, এবং সেখানে আমি কিন্তু পার্টস গুলো ঠিকই পেলাম। এবং আমার কাছে আ একটু সন্দেহ লাগছে যে এটা আসলে আ ঠিক ওয়েবসাইট কিনা যেহেতু এরকম sponsored দেখাচ্ছে। এবং পরবর্তীতে যে দেখলাম যে এটা আসলে একটা আ স্কাম ওয়েবসাইট এবং HTTP এবং সেখানে আসলে রিভিউ গুলো দেখে কিন্তু আমার ১ সন্দেহটা হয়। যে একই কথা বারবার লেখা বা দেখা যাচ্ছে সব 5 স্টার রিভিউ এবং সবই আ দেখা যাচ্ছে একই টাইপের
আচ্ছা। হুম, হুম, হুম। ও! আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওহ! মানে আপনার হচ্ছে যে পার্টস গুলো খুঁজতেছিলেন, ওগুলার টাইপ মানে সাজেস্ট করতেছে আপনাকে এই পার্টস এর জন্য ওয়েবসাইট গুলা। আচ্ছা! আবার হচ্ছে ধরেন যে bot review দেওয়া ওখানে নাকি?
হ্যাঁ। একদম, একদম! একদম। একদম bot review দেওয়া। তো এটা থেকে সন্দেহ হওয়াতে পরে আমি URL টাও check করলাম এবং সেখানে URL টা আসলে HTTP থেকে বড় কথা খুব অদ্ভুত রকমের একটা URL, তো সেক্ষেত্রে আমি এই যে আসলে নিজে থেকেই আসলে সরে এসেছি। তো এই ব্যাপারগুলো কিন্তু হয়। বিশেষ করে নিজের আ ই Google থেকে মাঝে, মাঝে notification পাই যে আ এই website এর data leak হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি login করেছিলাম বা আমি data তে login করেছি। তো Google থেকে আসলে এই যে security message টা আসে যে please change your password. তো এই ব্যাপারটা একদিক থেকে সুবিধার, কিন্তু দেখেন ঝুঁকি তো থেকেই যাচ্ছে। কারণ যে কখন কোথায় হ্যাঁ, data টা আসলে দেওয়া হয়ে গেছে এটার তো আসলে হিসাব
আচ্ছা। অ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। থেকেই যায়, সেটাই। আ ও যেহেতু এই পর্যন্ত চলে আসছে যেহেতু, তাইলে আর বাকিটুকু আসলে <scoffs> কতটুকু security দিতে পারে এটা কিন্তু বেশ ভয়াবহ একটা ব্যাপারই কিন্তু। এখন দেখেন যে, আপনি না হয় হচ্ছে বুঝতে পেরেছেন। মানে আপনার common sense দিয়ে হয়তো বুঝতে পেরেছেন যে, আসলে এটা ঝামেলা এত বেশি ঝামেলা হতে পারে কিন্তু অনেক মানুষ আছে তারা কিন্তু আসলে বুঝতেও পারবে না এই জিনিসটা। তাদের ক্ষেত্রে আসলে কী মনে হয় যে আসলে এটা কমানোর way টা কী?
হুম। একদম। আসলেই। হুম। আচ্ছা। অবশ্যই। দেখেন যারা বুঝতে পারবে না এটা কিন্তু দেখা যায় যে, অনেক সময় আমাদের পরিবারের প্রবীণ যারা আছেন তাদের মধ্যেই কিন্তু হয়। তো যেমন আমার বাবার সাথে আমার বাবা আ আসলে email ব্যবহার করেন এবং আ উনি কিন্তু আসলে প্রযুক্তির এই fishing বলেন বা এই ব্যাপারগুলো সম্পর্কে অতটা জানতেন না। তো আমি যেহেতু এই যে বিভিন্ন রকম freelancing কাজ করি বা এই যে international payment gateway গুলো ব্যবহার করি। তো হঠাৎ করে আমার বাবাকে কিন্তু একটা mail দিলো এবং মজার ব্যাপার হচ্ছে যে, সেই mail এ কিন্তু আসলে আমার নামে একটা invoice এসেছে যে আমার এত টাকার due আছে। তো বাবা উনি কিন্তু চিন্তা করছেন যে আসলে এই due টা আসলে কীভাবে pay করে দেওয়া যায় এবং উনি আমাকে এটা সম্পর্কে পাঠালেন যে এই due টা এখানে আছে। তো আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে এবং মজার ব্যাপার দেখেন যে, এই due এ কিন্তু দেখা যাচ্ছে যে নামের বানান ভুল বা আসলে আ দেখা যাচ্ছে যে অনেক বানান ভুল আছে কিন্তু যারা আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে জানে না। তারা যখন দেখবে যে এরকম একটা প্রতিষ্ঠিত payment gateway হতে পারে PayPal হতে পারে অন্য কোন কিছু। সেটা দেখে তারা কিন্তু আসলে এটা pay করে দেওয়ার চেষ্টাও করতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে ঝুঁকির। বিশেষ করে যারা আসলে এই ব্যাপারটার সঙ্গে হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ও! view টা এখানে চলে আসছে। হুম, হুম। হুম, হুম, হুম। চেষ্টাও করবে। অবশ্যই। হ্যাঁ। যেমন ধরেন হচ্ছে যে, আপনার সাথে যদি আপনার বাবা contact করতে না পারতেন। বা ধরেন যে আপনি কোন কারণে নাই contact করা যাচ্ছে না বা ধরুন যে লেখা আসলো যে ১ ঘন্টার মধ্যে payment বা ২ ঘন্টার মধ্যে payment করতে হবে। তো এরকম situation এ কিন্তু আসলে মানুষ panic হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে যে, এটাকে সতর্ক যে করবে এই ব্যাপারে হচ্ছে আপনার মানে কী, কী ভাবে আপনার বাবাকে সতর্ক করেছিলেন তখন?
একদম। দেখেন আমি পরবর্তীতে যেটা করলাম যে, এই ধরনের ঘটনা তো ঘটতে পারে, তো ১ আমি তাদের কিন্তু বুঝিয়ে বললাম। যেমন বাবাকে বলেছি, মাকে বলেছি যে, অনেক সময় দেখা যায় তারা দুজনেই কিন্তু bKash ব্যবহার করে এবং তাদের দুজনের ওইযে ব্যাংকের কার্ড bKash এর সাথে লিঙ্ক করা বা বিকা ফোনে ব্যাংকের যে অ্যাপ আছে। তো এগুলোতে আমি কিন্তু তখন ওইযে OTP system মানে Two-factor authentication টা চালু করে দিয়েছি। তো সেইক্ষেত্রে আসলে পেমেন্ট যেখানেই হোক না কেন, ১ এ ফোনে মেসেজে আসবে। তো এই, এই একটা ব্যাপার বুঝিয়ে বললাম এবং সেইক্ষেত্রে আসলে এই যে ব্যাংকের অ্যাপটা আপডেট রাখা, bKash টা আপডেটেড রাখা, কারণ যেকোনো মুহূর্তে তথ্য কিন্তু চুরি হয়ে যেতে পারে। এবং দেখেন আ সেদিন আমি পেপারে পড়লাম যে এ এর বাংলাদেশে এরকম একটা রাইড শেয়ারিং অ্যাপের কথা উঠে আসলো, যে তারা মানুষের এই যে ব্যক্তিগত অ ছবি বা কনট্যাক্টস এই ডিটেইলস গুলো তারা নিয়েছে। এখন দেখেন, এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে আমার মাথায় আসলো যে আমিও তো এরকম অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি। দেখা যাচ্ছে যে একটা ফটোগ্রাফির অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি। Google এই সার্চ করে ডাউনলোড করেছি, Google Play Store থেকে, কিন্তু সেখানে আমি পারমিশন দিয়েছি আমার কনট্যাক্টস এর, আ তারপর আমার মেসেজের যেগুলো কিন্তু আসলে কো কোন প্রয়োজনই নেই। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে এখন একটু সচেতন হচ্ছি। যেমন আমি শিখছি আমিও কিন্তু আমার এই যে পরিবারের প্রবীণ যারা আছেন তাদের শেখানোর চেষ্টা করছি।
হুম, হুম। হ্যাঁ authentication যেটা। মেসেজ আসবে, হ্যাঁ। হ্যাঁ। উম হুম। ও! উম হুম। কনট্যাক্ট, কনট্যাক্টস এ। হ্যাঁ। প্রয়োজন ছিল, হুম। উম মহুম। তাদেরকে শেখাচ্ছেন আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে ইদানিং দেখবেন যে একটু অভিযোগ খুব দেখা যাচ্ছে যে আ বিভিন্ন ওয়েবসাইট যেমন ধরেন যে, আপনি ধরেন যে একটা বিষয় নিয়ে কথা বলতেছে কোনো বন্ধুর সাথে, ধরেন যে একটা জামা-কাপড় কিনবেন। তো দেখা যাইতেসে আপনার কাছে জামা কাপড়ের সাজেশন শুধু, ঠিক আছে? তো এই যে কথা যে শোনার যে একটা মানে অভিযোগ, যে voice record হচ্ছে বা ভয়েস এর access ওরা নিয়ে নিচ্ছে। এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে এটা কি আসলে ethical? এটা কি করা উচিত? নাকি এটা নিয়ে কি মতামত?
হ্যাঁ। হ্যাঁ? একদম, একদম। হুম। দেখেন আ এটা এটা কিন্তু কখনোই ethical না। কারণ দেখেন উন্নত বিশ্বে যেসকল দেশ আছে, সেইসব দেশে এই ব্যাপারটা কিন্তু তারা খুব আ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যেমন আ দেখা যাচ্ছে যদি ইউরোপের দিকের কথা চিন্তা করা হয়, তারা কিন্তু ওইযে GDPR বা এই যে General Data Protection Regulation এরকম অ বিভিন্ন রকম regulation কিন্তু সকল কোম্পানি বা সকল প্লাটফর্মকে মানতে বাধ্য করেছে। তো আমরা কিন্তু এই ব্যাপারটাতে উদাসীন। তো এই ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখেন হ্যাঁ, কেউ যদি আসলে রাস্তায় কোন একটা আ দাঁড়িয়ে ছবি তুলছে এবং পেছনে আসলে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এরকম হলে সেই গাড়ির নাম্বারও যাতে আসলে না থাকে বা না দেখা যায় এই ব্যবস্থাগুলোও কিন্তু নিতে হচ্ছে। তো আসলে আ প্লাটফর্ম গুলো যখন এই ধরনের নীতিমালার সঙ্গে আ এগ্রি করবে বা তাদের যদি মানাতে বাধ্য করা যায়, তখন কিন্তু এই ঝামেলাটি হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে না আমাদের য আ সরকারের তরফ থেকে বলেন বা প্রশাসনের তরফ থেকে বলেন এরকম কোন দায়িত্ব কিন্তু দেখা যায় না।
হ্যাঁ, হ্যাঁ। উম হুম। ও আচ্ছা! উম হুম। উদাসীন, উদাসীন। হ্যাঁ, হ্যাঁ। মানে বাধ্য করা হচ্ছে এক হ হয় যদি। আচ্ছা? মানে এটা আসলে হচ্ছে যে, মানে স্টেপ নিতে হবে সরকারকেই আগে। কারণ এটা তো আসলে হচ্ছে যে আ বাধ্যগত আর এছাড়া অন্য কেউ করতে পারবে না। তো এইটা নিয়ে আসলে হচ্ছে যে সরকারের উদাসীনতাটা কি আসলে থাকা উচিত?
একদম। একদম। সরকারের একদমই উদাসীনতা থাকা উচিত নয়। কারণ দেখেন, বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে বা, জাতীয় পরিচয় পত্রের মতো ও সংবেদনশীল তথ্যগুলো তথ্য চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইক্ষেত্রে সরকার যদি উদাসীন থাকে, তো এটা তো আসলে কখনোই মেনে নেওয়া যায় না। বিশেষ করে যখন আসলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা, সরকারি আ বিভিন্ন বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইক্ষেত্রে কিন্তু সরকারের সর্বোচ্চ আসলে দৃষ্টি দিয়ে এই ব্যাপারগুলো দেখা উচিত। ডাটা প্রাইভেসি কিন্তু আসলে এ বর্তমান যুগে এসে খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, এটার কিন্তু একটা বাজে ব্যাপারও আছে। বিশেষ করে সমাজে যখন কোন অ অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার পেছনেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বিভিন্ন রকম আ বাম দেখা যাচ্ছে সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়া বা, আ সংবেদনশীল হ্যাঁ, এই এই ব্যা একদম, একদম! তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে সরকারকে ক মানে খুব কঠোর নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে।
হু, হুম। হ্যাঁ, ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে। সেটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। তথ্য শেয়ার ফাঁস হয়ে যাচ্ছে, হ্যাঁ। ছবি ফাঁস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বর্তমানে যে আসলে যে AI এর যে ব্যবহারটা হচ্ছে অনেক বেড়ে গেছে। তো এটা নিয়ে কি আপনার মনে হয় না যে আসলে এই যে ধরনের যে AI এর সাথে মানুষ যে chat গুলো করতেছে এই data টা যে আসলেও হচ্ছে leak হতে পারে বা এগুলো যে তারা sale করতে পারে কিনা? এই data টারও তো একটা privacy থাকা উচিত বলে কি আপনি মনে করেন?
হুম। অবশ্যই। অবশ্যই, দেখেন এবং এটার কিন্তু প্রমাণ এসেছে অ্যা বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই ধরনের হরহামেশাই কিন্তু আলোচনা বলেন এবং প্রমাণ দিয়ে তথ্য উঠছে এবং কখনো, কখনো আসলে আ এটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মামলা-মোকদ্দমাও হচ্ছে। এবং এই ক্ষেত্রে আসলে আরো অনেক secured way তে এই জিনিসগুলো ব্যবহার করা উচিত। যেমন দেখেন আ এই যে WhatsApp তো সবাই ব্যবহার করে। তো WhatsApp কেও কিন্তু এক পর্যায়ে এসে এই যে encrypted message এর এই নিশ্চয়তার সবাইকে দিতে হয়েছে যে message হচ্ছে হ্যাঁ, end to end encryption থাকতে হবে। তো এরকম আসলে যদি সুবিধাগুলো থাকে সেইক্ষেত্রে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে আসলে স্বাচ্ছন্দ্যের চেয়েও যে বড় কথাটা যে নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিন্তু platform এর ও উচিত এবং আসলে যারা ব্যবহার করছে তাদেরও আসলে এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। একদম।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। end to end encrypted যেটা। হুম, হুম, হুম, হুম। ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত। অ্যা আসলে আপনি আসলে শুরুতে যেভাবে বললেন শুরু থেকেই যে অ্যা আপনি আসলে অনেক জায়গায় search করেছেন এইসব এই data privacy নিয়ে বা হচ্ছে বিভিন্ন সময় face ও করেছেন এইসব situation যে scam এর মানে কবলে পড়তে গিয়েও হচ্ছে পড়েনি। যেভাবে হচ্ছে আসলে আপনি common sense use করে বা আপনি আপনার পরিবারের লোকজনকেও আসলে যেভাবে বুঝাইতেছেন এটা বা হচ্ছে আপনি একটা সচেতন করতে চাচ্ছেন আরকি যে প্রবীণ জনগোষ্ঠীকে। আসলে এই বিষয়গুলা আসলে আমার জেনে খুব ভালো লাগলো। আসলে মানে আপনার সাথে এই বিষয়ে কথাবার্তা বলতে পেরে আমার বেশ ভালো লাগলো। তো ধন্যবাদ আরকি এটা নিয়ে।
হুম। একদম। দেখেন এই যে digital footprint টা আসলে সবার এখন এতটাই বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু data আসলে অনেক leak হচ্ছে। তো এই ক্ষেত্রে privacy টা দরকার। তো এটা নিয়ে বলতে পেরে আমারও বেশ ভালো লাগছে। কারণ আসলে আমিও এটা নিয়ে সমস্যা সম্মুখীন হয়েছি। বলতে পেরে ভালো লাগল। ধন্যবাদ।
হুম, হুম, হুম।